জি রোগ কিডনি থেকে শুরু করে আমি বলব কি আ মানে ক্যান্সার হওয়ারও কিন্তু সম্ভবনা। কারণ ওদের বিভিন্ন রকম কালার ক্ষতিকারক বলতে পারেন। রং চিনি যা আছে সব মানে আকর্ষণ করার জন্য সবকিছু এর ভিতরে আছে। মানে আমাদের স অসসস্থ্যকর। খাবো, খাবো না কেন? অবশ্যই খাবো। তবে সেটা একটু মানে হ্যাঁ, কন্ট্রোল করে অবশ্যই। আ মাঝে, মাঝে মানুষের তো ইচ্ছা হতেই পারে। আমরা খেতেই চাই, খাবো। তবে এগুলো control করে সেটাই হচ্ছে আরকি ভালো।
হুম, হুম। হুম, হুম, হু। হুম, হুম। হুম। না, আসলে। হু, হু। control করে। হুম। হুম, হুম, হু। হু, হু।